দীর্ঘদিন ধরেই না একটা জিনিস আ আমাকে বেশ ভাবাচ্ছে। আসলে আমি চাচ্ছি আ কিছু আ জিনিস আসলে আমার সাথে adjust করতে, চেঞ্জ করতে। আম এই ব্যাপারগুলো নিয়ে আসলে বেশ টেনশনে আছি। কারণ কোনভাবেই আসলে আ সেটা হচ্ছে না। আ যেটা নিয়ে আমার সমস্যা, সেটার সমাধান পাচ্ছি না। আবার পরিচিত কেউ বা আ দেখা যাচ্ছে আমার পরিবারের কেউ, কারো সাথে আসলে ওইভাবে ব্যাপারটা শেয়ার করা হয়নি। মনে হচ্ছে না যে খুব একটা importance পাবো তাদের কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে। তো তারা বোধহয় খুব lightly নিবে। এই কারণে আসলে আপনার সাথে একটু শেয়ার করা যে, এই বিষয়ে যদি কোনো সাজেশন দিতেন।
ও! হু, হু। জি, বুঝতে পেরেছি। আমি চেষ্টা করবো আপনাকে আ উপযুক্ত কিছু পরামর্শ দেওয়ার। তবে আ সেক্ষেত্রে বিষয়টি যদি আরেকটু বিস্তারিত করে বলতেন।
হুম জি, অবশ্যই। আসলে আমি কিছু, কিছু জিনিস আমার অ যে অভ্যাস, সে অভ্যাসের মধ্যে আনতে চাচ্ছি। আবার কিছু অভ্যাস আমি চেঞ্জ করতে চাচ্ছি। মানে আসলে আমার আ আমি নিজেকে যেভাবে দেখতে চাই, আমার পরিচয়টা যেভাবে করাতে চাই করতে চাই, সেটার সাথে মিলিয়ে আমার অভ্যাসটা করতে চাচ্ছি। আম অনেক অভ্যাস আসলে আমি নিজেই বুঝতে পারছি যে আমার বদলানো উচিত। আ এই অভ্যাসগুলো আসলে ঠিক নয় বা এটার কারণে দেখা যায় যে আমার দৈনন্দিন জীবনযাপনের অন্যান্য যে ব্যাপারগুলো, সেগুলোও একটু ব্যালেন্স করা কঠিন হয়ে যায়। কিন্তু কিশু কিছুতেই আসলে কোনোভাবে আমি এইটার সমাধান খুঁজে পাচ্ছি না। দেখা যায় যে চেষ্টা করেও কয়েকদিন যদি করতে পারি, আ সেটা আমি যেটা রেগুলার অভ্যাসে পরিণত করতে চাচ্ছি, সেটা আসলে এ্যা রেগুলার আ থাকছে না। কয়েকদিন বড়জোর ১-১.৫ সপ্তাহ, তারপরে আসলে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুব কষ্টকর। তো আমি ধরে রাখতে পারছি না। আবার কিছু জিনিস আছে যে যেটা আসলে আমি উম আমার অভ্যাসের সাথে নতুন করে যুক্ত করতে চাই। সেগুলোও আসলে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সময়টা খুব কম হয়ে যাচ্ছে হয়তো এই কারণে কিনা? নাকি আমার আসলে বাজে অভ্যাসগুলোর কারণে? আমি ঠিক বুঝতে পারছি না। তো এ এই ব্যাপারগুলো নিয়ে আসলে একটা সমাধান চাচ্ছিলাম।
হু, হু। আচ্ছা। হু, হুম। ও! হু, হু। হু, হু। আচ্ছা। জি, বুঝতে পারছি। আসলে আপনি আ বেশ জটিল একটা বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে আসলে আপনি ঠিক কোন অভ্যাসগুলো একটু বদলাতে চাচ্ছেন এটা যদি একটু বলতেন?
হ্যাঁ, জি। আমার কিছু অভ্যাস আ যেটা আসলে একদমই ইয়া বোঝা যায়, যে এটা আসলে সবার জন্যই খারাপ। যেরকম খুব আ রাতে খুব দেরি করে ঘুমানো। এবার রাতে খুব দেরি করে ঘুমালে স্বাভাবিকভাবেই আ বেশ দেরি করে ঘুম থেকে উঠি। আ সেটা আগে হত যে প্রায় প্রতিদিনই ঘুম থেকে উঠি। এখন আবার যেহেতু অফিস করছি। তো দেখা যায় যে রাতে দেরি করে ঘুমালেও একটু তাড়াতাড়ি বাধ্য হয়েই উঠতে হয়। কিন্তু আসলে সেই শক্তিটা পায় না, এনার্জি টা পায় না। খুব আ লেজি লাগে। তারপরে দেখা যায় যে ব্রেকফাস্ট এ এ স্কিপ করি, করে অফিসে চলে গেছি। এবং অফিসের কাজগুলো আসলে আমি নিজেই স্যাটিসফাইড না আমার কাজ নিয়ে। আমার কাছে মনে হয় যে সেইভাবে করতে পারছি না। নিজের মধ্যে সেই স্পিডটা অনুভব করছি না। এবং বাসার আ ব্যাপারগুলো, এটা তো চেঞ্জ করতেই চাই। আ এই <swallows> অভ্যাসটা। আবার আমার খাওয়া-দাওয়ার কিছু অভ্যাস যেরকম আমার প্রচুর বাইরের খাবার পছন্দ আম আদ জাঙ্ক ফুড খুব পছন্দ, যেকোনো স্পাইসি খাবার পছন্দ, তো বাইরের কোনো খাবার দেখলেই না আমি আসলে কন্ট্রোল করতে পারি না। ইভেন আ বাইরে না থাকলেও আমার সামনে ফোন স্ক্রল করতে, করতে আসলে আ যদি দেখি, এরকম কোন খাবার তো দেখা যায় যে অর্ডার করে দিই। বাসা ভর্তি খাবার থাকলেও আসলে বাইরের খাবারই অর্ডার করি আমি। এই ব্যাপারটাও আসলে আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছি। এছাড়াও আসলে আরো কিছু জিনিস আমি আ বদলাতে চাই, চেঞ্জ করতে চাই।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। ওউ! হুম, হুম। জি। না, আসলে বিষয়টি আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আ আসলে আপনি যেমনটি অনুভব করছেন এটি কিন্তু আ সাধারণত অনেকেই এমনটি করে থাকে। তবে এটা কিন্তু আসলে চাইলেই আ কিছু আ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আসলে পরিবর্তন করা সম্ভব। তবে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন কঠিন মনে হলেও এটা আসলে ধাপে, ধাপে আ একটা আ গঠন করে ফেলা সম্ভব আরকি মানে নতুনভাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি আ ছোট কিছু লক্ষ্য দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ? যেমন আপনার যেহেতু আপনি রাত জাগছেন বললেন, যে ঘুমের যে একটা অপর্যাপ্ততা আপনার মধ্যেও অনুভব করা হচ্ছে আরকি বিষয়টি। তো আপনি যেটা করতে পারেন যে প্রতিদিন ঠিক আ একই সময়ে ঘুমাতে যাওয়ার। এবং স্লিপ সাইকেলটা আসলে একটু ঠিক রাখার। এবং ঘুমের আ ঠিক ২ ঘন্টা আগে আ যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আছে বা এ স্ক্রিন টাইম যেটাকে আরকি এটাকে একদম কমিয়ে ফেলা। তাতে করে হবে কি যে আপনার আ ঘুমের ২ ঘন্টা আগে যখন আপনি এগুলো থেকে বিরত থাকতেছেন, আপনি কিন্তু যথাযথ আপনার ঘুমের যে পরিবেশটা আসা দরকার ওটা কিন্তু আসলে চলে আসবে। এবং আ যখন আপনার আসলে প্রতিদিনের যে একটা পর্যাপ্ত ঘুম হবে, তখনও কিন্তু আসলে আপনার এ সারাদিনের যে একটা ক্লান্তি অনুভব করছে বা যে প্রোডাক্টিভিটি টা যে আসলে ঠিক মত আসছে না। এটাও কিন্তু আসলে অনেকাংশে দেখা যাচ্ছে যে ঘুমের জন্য দায়ী হয়ে থাকে। এবং আপনি যে বলছেন যে আসলে আ একটু ফাস্ট ফুড এ অভ্যস্ত হয়ে যাচ্ছেন বা দেখা যাচ্ছে কোনো কিছু আসলে ভালো লাগলেই একটু অর্ডার করে ফেলছেন। তো এটা আপনি যেটা করতে পারেন, যে আসলে আ জাঙ্ক ফুড কমানোর জন্য মানে দিনে একবার একটু খাবার পরিবর্তনটা লক্ষ্য করে দেখতে পারেন। হ্যাঁ? যেমনটি আপনি আ কোনো একটা স্বাস্থ্যকর খাবার কিন্তু নির্বাচন করতে পারেন। এর মাধ্যমেও কিন্তু আসলে বিষয়গুলোকে একটু আ নরমালাইজড করা পসিবল। তো এক্ষেত্রে আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার আ এখনকার যেই রুটিন টা এটা আসলে ঠিক কেমন? মানে এটা কি আ স্বাভাবিকভাবে রয়েছে নাকি আসলে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আ রুটিনের বহির্ভূত হয়ে চলছেন?
উম জি। জি। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, এখনকার রুটিন টা আসলে না, আমার কাছে তো মনে হচ্ছে যে স্বাভাবিক নেই। আমি রুটিন টা চেঞ্জ করতে চাই। আর রুটিন বলতে আসলে সেইভাবে তেমন কোনো রুটিন ই নেই। একটা লম্বা সময়ে আমি অফিসে থাকি। তো আম সেটার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় বলছিলাম আপনাকে। তা বাদে আসলে ফিরতে, ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এখনকার সময়ে সে শীত পড়ে গেছে যেহেতু। তো উম দেখা যায় যে যেটুকু সময় ফ্রি থাকি ঐটুকু সময়ের ভিতরেই আসলে যা করি। কিন্তু আলাদা করে কিন্তু তেমন কোন সাজানো গোছানো রুটিন নাই। আমি আসলে আ মনে করেছিলাম যে আসলে এত স লম্বা সময় অফিসে থাকি। আসলে তেমন কোন রুটিনের দরকার নাই। এমনিতেই হয়তো অ্যা বুঝতে পারবো কতটুকু সময় ফ্রি থাকছি। তার মধ্যে হয়তো চেষ্টা করলে আমার অভ্যাসগুলো যেগুলো বাদ দিতে চাই সেগুলো বাদ দিতে পারবো। যেগুলো আসলে নতুন করে যুক্ত করতে চাই সম্ভব হবে। কিন্তু আসলে দেখছি যে, কোনভাবে সম্ভব হচ্ছে না। এবং অ্যা এইযে আরেকটা বাজে অভ্যাস আমি বলতে, বলতে আমার মনে পড়লো যে, ফোন স্ক্রলিং এর ব্যাপার। আসলে ঘুমটা দেরিতে হয় মেইনলি এই কারণে, ফোন স্ক্রল করি। আম অকারণেই আসলে রিলস দেখি বা খাবার দাবারের যে ব্যাপারটা বলছিলাম, দেখা যায় যে স্ক্রল করতে, করতে খাবার দাবারের ব্যাপারগুলোও দেখছি। কোনটা আসলে সেভ করে রাখছি যে পরে অর্ডার করবো। এরকম করতে, করতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। এখন আসলে আমি অ্যা রিক্রিয়েশন এর জন্য যেই জিনিসগুলো আমার অভ্যাসের মধ্যে আনতে চাচ্ছিলাম, সেটার বদলে আসলে এইযে, ফোন স্ক্রলিং টাই জায়গা করে নিয়েছে। কিন্তু আমার খুব সুন্দর কিছু হেবিট ছিলো একসময়। আমি অ অন্যান্য ক্রিয়েটিভ কিছু কাজ করতাম, গল্পের বই পড়তে ভালোবাসতাম, গান শুনতাম। সেই ব্যাপারগুলো আসলে একেবারেই নাই হয়ে গিয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে আমি আমার জীবন থেকে বাদ দিতে চাই না। আমার এই অভ্যাস, বাজে অভ্যাসগুলো ঠিক করার সাথে, সাথে এই ব্যাপারগুলো আসলে আমি আম আমার অ্যা জীবনের সাথে আনতে চাই। মানে একটা স্থায়ী অভ্যাস করতে চাই এই ব্যাপারগুলো যেটাতে থাকবে।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম, হুম। জ্বি। হুম, হুম। আচ্ছা। জ্বি। টি জি, জি, বুঝতে পেরেছি। আসলে অ্যা ফোনে অভ্যস্ত হওয়া বা আসলে এইযে, অ্যা সোশ্যাল মিডিয়া পে বিভিন্ন ধরনের কার্যক্রমে অভ্যস্ত হয়ে যাওয়াটা এটা আসলে আ বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে অ্যা আপনি কিন্তু চাইলে অ্যা যেটা করতে পারেন যেহেতু এটা আসলে দীর্ঘদিনের একটা অভ্যাস। এটা আসলে খুব সহজেই যে, পরিবর্তন করতে পারবেন বিষয়টা কিন্তু একদমই তেমন নয়। তবে আপনি যোদি ধারাবাহিকতা বজায় রেখে যদি, আ প্রতিদিন চেষ্টা করেন যে, আসলে স্ক্রিন টাইম টা একটু কমানোর। সেটা আপনি প্রতিদিন আ একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করে ওইভাবে করে আপনি কিন্তু ধাপে, ধাপে কমাতে পারেন। আ তখন কিন্তু দেখা যাচ্ছে যে, আসলে এইযে আপনার আ ফোনের প্রতি যে একটা ক্রেভিংস বা তাগাদা এই বিষয়টা কিন্তু আসলে আ অনেকাংশে কমানো সম্ভব হতে পারে। এবং আপনি আ একটা নির্দিষ্ট সময়সীমা ব্যবহার করতে পারেন। যে আপনি আসলে আ ওই সময়গুলোতে আসলে ফোনটা ঠিক ব্যবহার করলেন। বা আপনার এইযে বিষয় সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করা বিভিন্ন রিলস স্টোরি যেগুলো বলছেন আরকি। তো ওইটার জন্য আপনি নির্দিষ্ট একটা সময় কিন্তু সেট করে রাখতে পারেন। এবং আপনার কাছে যদি মনে হচ্ছে যে, আসলে আ আপনার কর্মক্ষেত্রেও আপনাকে আসলে এটা অনেক বেশি প্রভাবিত করতেছে। তো সেক্ষেত্রে আপনি আসলে এ ঠিক Do Not Disturb Mode অন করে রাখতে পারেন। বা বিভিন্ন রিমাইন্ডার চালু করে রাখতে পারেন। তার থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যা এই বিষয়টি থেকে আসলে নরমালাইজড করা সম্ভব। তো আসলে নির্দিষ্ট কাজের জন্য কিছু আলাদা সময় আপনি ভাগ করে নেওয়ার মাধ্যমেই কিন্তু অ্যা সম্ভব হবে। আসলে অভ্যাসগুলো পরিবর্তন করা। যেমনটি বলছিলেন যে, আপনার আগে কিছু আ ভালো অভ্যাস ছিলো, আপনি চাচ্ছেন বিষয়গুলোকে আবার অ্যা কন্টিনিউ করতে কিন্তু আসলে ঠিক করা হয়ে উঠছে না। তো এক্ষেত্রে কি আপনি অ্যা বিষয়গুলো কি আবার চেষ্টা করে দেখেছেন? নাকি অ্যা শুধু ভেবেই অ্যা বসে আছেন? আসলে সামনে অগ্রসর হতে পারছেন না? ঠিক কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে?
হুম, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি আসলে ভেবেছি কিন্তু আসলে আমি সেইভাবে রুটিন টাও তৈরি করতে পারছি না এবং আসলে দেখা যায় যে ভেবেই রাখি আমার আম ডিলে করি অনেক আ যে আচ্ছা, সামনের শুক্রবার থেকে শুরু করব আ বা আর কয়দিন যাক তারপরে থেকে শুরু করব এবং শুরু করলেও আসলে যেহেতু সেরকম কোন রুটিন নাই। আপনি যেটা বলছিলেন যে ছোট, ছোট ধাপে যদি ভাগ করে নি বা সময়টা যদি ভাগ করে নি এইভাবে আসলে কখনো আম <clicks tongue> দে ভেবে দেখা হয়নি। না, এইটা করলে হয়তো বা আমার মনে হচ্ছে যে অ্যা আসলে রুটিনটা জরুরি এবং আপনি বলছিলেন যে অ্যা আসলে এই, এই ব্যাপারটা আসলে আমার জানাই ছিল না। যে, যে ডিভাইস দিয়েই আসলে যে স্ক্রলিং করি, ডিভাইস এ। তো সেটাতেই যে অ্যা এই মোডটা চালু করা যায় এটাও আমার কাছে এখন মনে হচ্ছে যে অনেকটাই আ হেল্পফুল হতে পারে। অ্যা তো অ্যা আসলে আমি এখন মনে হচ্ছে যে একটা রুটিন তৈরি করব এবং সময়টা বা আসলে কোন সময় কোন কাজটা করব বা কো যে অভ্যাসগুলা আমি ইনক্লুড করতে চাই সেই অভ্যাসটা যদি আম আসলে একটা সময় মেপে আ প্র্যাকটিস করি বা যুক্ত করি আমার মনে হচ্ছে যে অ্যা বেশ উপকার হবে। আমি এটা অবশ্যই করে দেখব।
হু, হু। হুম। করা হয়। হু, হু। জ্বি। জ্বি। হু, হুম। জ্বী, অবশ্যই। এবং এইক্ষেত্রে আপনি আরেকটা বিষয় আ আপনি আপনার রুটিনে আ বা আপনার আ যে অভ্যাসে, সেখানে আপনি যোগ করতে পারেন। যেমনটা হচ্ছে আপনি প্রতিদিন একটু আ নির্দিষ্ট পরিমাণ, একটু পানি পান করার চেষ্টা করুন। যেখানে হচ্ছে স্বাভাবিক মানুষের, দৈনিক ২ লিটার পানি খাওয়া উচিত। অন মানে অলমোস্ট ৮ ঘ ৮ গ্লাস। তো, সেটাই একটু চেষ্টা করবেন এবং প্রোটিন ভিত্তিক কিছু ব্রেকফাস্ট আপনার সকালে রাখবেন। এবং আ জাঙ্ক ফুড কমাতে আপনি স্বাস্থ্যকর স্ন্যাক্স বা সহজলভ্য কিছু খাবার, সেগুলো কিন্তু যোগ করতে পারেন। হ্যা? এবং বিকল্প হিসেবে আপনি কিন্তু প্রতিদিন আ শারীরিকভাবে একটু হালকা ব্যায়াম করতে পারেন, বা একটু ইয়োগা করতে পারেন। হ্যাঁ? এগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই, আপনার আ শক্তি বাড়াতে সাহায্য করবে। এবং প্রতিদিনের যে অগ্রগতি, সেটা একটু লক্ষ্য করুন। ছোট অর্জন করে, ব্যাপারটি উদযাপন করতে পারেন। এবং ব্যর্থতা হলে নিজেকে দোষারোপ করবেন না, বরং পরের দিন আবার শুরু করুন। এভাবে করে কিন্তু আপনি চাইলেই, আ এই বিষয়গুলো থেকে, আশা করছি বের হয়ে আসতে পারবেন।
জ্বী, আসলে। অ্যা এই ব্যাপারটা আসলে ভেবেই দেখিনি। এই অ ব্যাপারটা আমার দারুণ লাগলো যে, নিজেকে একটু পুরস্কৃত করার ব্যাপার। এবং আপনি যে শুরু থেকে বলছিলেন যে, একটা রুটিন এর মধ্যে আসা, আ ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করা। আ তো, আমি এই ব্যাপারগুলো অবশ্যই চেষ্টা করে দেখব। আসলে প্রথমে যখন কথা বলছিলাম আমি আসলে, অনেকটা হতাশা নিয়েই কথা বলছিলাম। বেশ কিছুদিন ধরে, এই ব্যাপারটা নিয়ে ভুগছি। কারো সাথে শেয়ার করতে পারিনি। এখন আসলে, অনেকটাই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে যে, যে ব্যাপারগুলো বললেন, সেগুলো আসলে ঠিক ঠিক আ করতে পারলে, এই সমস্যাটা আর থাকবে না। তো, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জ্বী। হু, হুম। জ্বী। আপনার জন্য অনেক, অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ।